উ জ্বি একদম। সাথে আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে ভাই আ রাজনীতির ক্ষেত্রে মানে অ্যা এটা তো একটা ব্যাপার আছে আপনি যেটা বললেন। তার সাথে ভাই রাজনৈতিক ক্ষেত্রে আ অনেক সময় আরকি অ্যা সরকার যেটা করে আরকি। মানে আ তাদের যদি আসলে এই যে আ সবথেকে বেশ স্বচ্ছ হতে চায়, তাহলে কিন্তু তারা অনেক সময় মানে তাদের যে ব্যক্তিগত স্বার্থ যে ব্যাপারটা আছে, সেটা আসলে ভাই তারা আ ধরে রাখতে পারে না। বা তাদের যে কি বলে? ব্যক্তিগত সার্থকতার সেটা তো আসলে হাসিল হবে না ভাই। তো আমার কাছে মনে হয় এটাও একটা কারণ হতে পারে। যার কারণেই আপনার আ ব্যক্তিগত রাজনীতির যে আ মানে এইযে স্বচ্ছতার ব্যাপারটা আসলে খুব একটা থাকে বলে মনে হয় না ভাই। আরেকটা ব্যাপার আ আপনার বর্তমান আসলে ব্যক্তিগ ব্যক্তিগত সার্থকতা বলতে আসলে নিজেদের যে আসলে মানে নাগরিক বাদ দিয়ে আর আ নিজেদের আসলে যে ইনকাম এর ব্যাপারটা আছে, সেটিই সবথেকে বেশি গুরুত্ব দেয় বলে আমার কাছে মনে হয় ভাই। আসলে এটা হয় বলে আমি মনে করি ভাই। জ্বি।
জ্বি, জি। হুম। হু, জ্বি, জি। হু। হু। হু। হু, হু। জি, জি হু, হু। হু, হু, হু। জি, জি, জি, জি, জি। হু। হুঁ। উম জি, জি, জি, জি। হু, বলেন? হু। হু, উ উ হু, হু, হু, হু। জি, জি, জি। আর জি, জি, জি, আ জি। আপনি খুব সুন্দর বলেছেন যে এরকমই হয়ে, হয়ে আসতেছে এবং হয়ে যাচ্ছে। এখন এ যদি এই জিনিসগুলো মানুষের সামনে আসে, সাধারণ জনগণের সামনে আসে, এই corruption তারপরে দুর্নীতি করে, অ্যা যারা যোগ্য না বা য যাদের চাকরি পাওয়ার মতো অবস্থা না, তাদেরকে চাকরি দেওয়া। তারপর হচ্ছে হলো আপনার টাকার বিনিময়ে চাকরি দেওয়া। এই জিনিসগুলো কিন্তু হয়েই আসতেছে আমাদের অ্যা দেশে। এবং এই এইগুলো যখন যদি মানুষের সামনে আ আসে তাহলে তারা একটা আন্দোলন করবে, তারা একটা খারাপ পরিস্থিতিতে যাবে এবং দেখা যায় সাধারণ মা মানুষজন যদি সোচ্চার হয়ে যদি আন্দোলন করে, তাহলে আমরা তো দেখেছি যে গ বি বি গ গত সরকার কিন্তু পতন ঘটেছে। তা এই জিনিসটা এই জিনিসগুলো মাথায় তারা রাখে এবং এইগুলো তো সামনে আনবেই না। আর সাথে, সাথে হচ্ছে হলো তাদের যে ভালো জিনিসগুলো আছে, ভালো দিকগুলো আছে, ওইগুলো মানুষের সামনে দেখাবে। এবং দেখা যাচ্ছে যে ওইটা corruption করে য যদি ৳৫,০০,০০,০০,০০০ র কাজ হয়, ৳১০,০০,০০,০০,০০০ দিয়ে করেও ওইটার সুনাম গাইতে থাকবে। তো এইটাই দেখেছি যে অ্যা আ এ জ সচরাচর হয়ে আসতে অ ব অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত হয়ে যা হয়ে আসছে। জি।
জি। জ্বী। হু। হুম, হু, হু। উ জ্বী। হু, হু। আ হ্যাঁ। উ জ্বী। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ওই যে ব্যাপারটা হল যে

আ হ্যাঁ, সেটা তো আছেই তবে ভাই
এই এটাই কিন্তু একটা বড় উদাহরণ এই প্রভাবের।
<chuckles> হ্যাঁ ভাই। তবে আ আমি মনে করি যে ভাই এটা তো আছেই সবে তার সাথে আমার অ্যা স্বচ্ছতার যে ব্যাপারটা আমরা মনে করি যে আমার কাছে যেটা আসলে মনে হয় যে ভাই আমাদের আ নাগরিকদেরকে এই ব্যাপারটাতে আরকি আরেকটু বেশি সচেতন হতে হবে। যাতে করে মানে এই যে সুযোগটা মানে সুযোগটা আসলে কোথা থেকে পাই? যে আপনার একটা কাজ করল, কাজটা করার পরে সেটার আসলে যে জবাবদিহিতার ব্যাপারটা আছে সেটা তো আসলে ভাই প্রত্যেকটা দেশের সরকারই বাধ্য। আ যদি আ নাগরিকের কাছে আসলে জবাবদিহি করার। তো আমি মনে করি যে ভাই এক্ষেত্রে আমাদের আসলে নিজেদের সতর্ক হয়ে আরকি আ এইযে জবাবদিহিতিটা জবাবদিহিতার যে ব্যাপারটা আছে সেটা চাওয়া উচিত ভাই। আমরা কিন্তু আসলে আমরা নিজেরাই আরকি দেখেন আ আ কোন একটা আসলে সমস্যা না হওয়া পর্যন্ত কিন্তু ভাই কোন প্রকার কোনো আমরা অ্যাকশন নেই না। তো যেটা আসলে আমার কাছে মনে হয় যে সরকার এই ব্যাপারগুলোতে আসলে পেয়ে বসে ভাই। আর যেটা আরকি আমাদের একটা বড় রকমের একটা কি বলে আ ব্যর্থতা বলা যায় আরকি। আর যেটার, যেটার কারণে আসলে আমরা, আমরা হয়তো এখানে আলোচনা করছি যে ভাই আমাদের আসলে স্বচ্ছতা পাওয়া দরকার। তবে আমরা আসলে কতটুকু এই কাজটা করি ভাই সেটাও একটা দেখার বিষয়।
<chuckles> হুম। জি। হুম। হু। জি, জ্বী, জি। হু। হু। জি, জি। হু, হু। জি, জি। হু, হু। উম জি, জ্বী জি। উহু। জি, জ্বী, জি, জি। জি, জ্বী, জি, অ জি, জ্বী জি। হু, উ হু। হু, হু, হু। জি, জি, জি অবশ্যই। জি, আপনি সুন্দর বলেছেন। দেখেন এখন অ য সরকার যদি চায় যে এখন তো দ দুনিয়া ডিজিটাল হয়েছে সবকিছু ডিজিটালাইজড হয়ে গিয়েছে। তা যদি চে চায় তারা প্রযুক্তি অ এবং পদ্ধতি ব্যবহার করেও কিন্তু স্বচ্ছতা প্রকাশ করতে পারে। যে তাদের ওয়েবসাইটে এ যে দে এই এই কাজগুলো করা হয়েছে এরকম, এরকম পাওয়া গিয়েছে। এই, এই জিনিস যেগুলো অ ত মানে হয়েছিল বা এরকমভাবে হচ্ছে হলো আ এইটার বাজেট হয়েছে। যে প্রকৃতভাবে এতটুকু অ্যা ত ধরেন বা পা ৳৫,০০,০০,০০,০০০ বাজেট হয়েছে এ এ এই পুরো লিস্টটা কিন্তু দিয়ে দিতে পারে। তো এই জিনিসটা আদৌ সম্ভব কিনা আমাদের দেশে তা আমি ব বলতে পারব না। আমার মনে হয় যে আমার কাছে এটা অবাস্তবই মনে হয়। কী বলেন?
তাই না ভাই? হুম। উন জি ভাই। জি। জী। হুম। হ্যাঁ, হ্যাঁ।